না, এখানে একটু অন্যরকম হয়েছে। মানে আমরা একবার ভুল করেছিলাম। এ্যা যদি আপনি শুনতে চান। মানে সেটা হয়েছে কি? যে, আমরা এরকম আপনার কয়েকজন কলিগ মিলে আ মানে ৩ দিনের একটা ছুটি প্যাকেজ সেটাও আপনার বান্দরবনেই ছিল। যে আমরা প্লান করেছি যে হ্যা আমরা তো শহরে ব্যস্ততার মধ্যে থাকি। আমরা একটু পাহাড়ি যে আপনার স্থানীয়রা রয়েছে। ওই যে বিভিন্ন ধর্মীয় বা আ ওয় আপনার ওই যে পাহাড়ের ভিতরে গহিনে যে বিভিন্ন পাড়াগুলো থাকে। ঐখানে থাকার একটু কৌতূহল জাগছে যে ওদের জীবন যাপন দেখব। তো আমরা যে ভুলটা করি সত্যি কথা বলতে আগে থেকে না যাচাই বাচাই করে যাইনি। যে আর যেই ভুলটা সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে আমরা কোন গাইড নিই নি। আমরা ভাবছি যে নিজে থেকে এডভেঞ্চার করব। তো পাহাড়ি পথ সত্যি কথা বলতে ট্রেকিং এর ওরকম অভিজ্ঞতা ছিল না। হ্যা, আমরা কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিলাম। কিন্তু যেটা করেছি
হ্যা। অবশ্যই, অবশ্যই। হু। হ্যা, হ্যা, হ্যা, হ্যা। ট্র্যাকিং পথে আসলে কাউকে না নিয়ে যাওয়াটা বেশ রিস্কি হয়ে যায় আরকি। আপনারা যে শেষ পর্যন্ত কোন দুর্ঘটনার কবলে পড়েননি, সেটা আসলে কিন্তু একটা বড় <chuckles> বিষয়। তো প্লিজ তারপরে কি হলো?
হ্যা, এটা ঝুকিপূর্ন ছিল। হ্যা। উ আচ্ছা, পরে কি হলো? <scoffs> আমরা যাওয়ার পথে, আমরা ৩ দিন আ ২ দিন থাকবো এখানে যাওয়া আসার মানে ট্র্যাকিং দু রোডের যাওয়া আসার খাবার নিয়ে গেছি। আমরা যেতে, যেতে, ওই খাবারগুলো খেয়ে ফেলেছি। এতটা ক্ষু ক্ষুধা লাগছে। ঠিক আছে? এই এটা হচ্ছে ১ম ভুল। ২য় ভুল হয়েছে আমরা যে পাড়াতে গিয়েছি, হ্যা তারা ওয়েলকাম করছে সবকিছু থাকার জায়গা করে দিয়েছে। তারা বাংলা বুঝে না, বলতেও পারে না। এইটা তো আরেক বিপদ। এখন কি খাবো? হ্যা, কি খাবো না খাবো। এই অভিজ্ঞতা আর ওখানে কিন্তু একই অবস্থা। ফোনে নেটওয়ার্ক নাই। ঠিক আছে? <chuckles> মানে কাউকে ভোব্ব কিছু যে দেখব কোন সম্ভাবনা নেই। জিপিএস মাঝে, মাঝে, পায় তো পায় না। এখন জিপিএস এর তো ওখানে কাজ নাই। এরকম একটা অবস্থা। তো পরে কি? পরে আমরা আ মুরগি দেখায় দিলাম, পরে মুরগি মানে হ্যা, ওদের তো একটু অভিজ্ঞতা আছে ট্যুরিস্টরা যায়, ঠিক আছে? তো ওইভাবেই দেখা গেল। খুব কষ্ট হইছে। আমরা কিন্তু ওই ২ দিন থাকার জায়গায় ১ দিন থেকেই চলে আসতে হইছে এবং আমরা পরবর্তী দিন আসার <chuckles> সময় আ ওদের কাছ থেকে দেখলাম একচম একঝাঁক ওই যে কলা গাছ থেকে পাড়ে না। ওরকম মনে করেন ৩ জনের জন্য প্রায় ৩০-৪০ টা কলা নিয়ে আসছে। ওগুলা খেতে, খেতে পরে আসছে।
<laughs> ওয়াও! জি, জি। আ এটা তো একটা বড় প্রবলেম আসলে, হু। হু। এ হু, হু। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও! আচ্ছা, আচ্ছা। তো ওখানে যখন আপনি ১ম বার গেলেন আপনারা ট্র্যাকিং করে ওই জায়গাটা যখন গেলেন। যেখানে মানুষ বাংলায় কথা বলে না, আপনারা এই যে কমিউনিকেশন এর যে বিষয়টা। মানে কথা না বলে তাদেরকে ইশারায় বোঝানোর যে বিষয়টা, এইটা কিভাবে সাকসেসফুল হলেন। কারণ অভিয়াসলি আপনি ওখানে রাত কাটিয়ে আপনারা পরের দিন এসেছেন। নিশ্চয়ই কোন না কোনভাবে তাদের সাথে কমিউনিকেশন এর একটা ব্যবস্থা আপনারা বের করতে পেরেছিলেন?
খুবই চ্যালেঞ্জিং ছিল। হ্যা।

আচ্ছা হেল্প যেটা আমার হয়েছে, সেটা হচ্ছে আমি ঐযে আর্মিদের নাম্বারটা যে নিয়ে আসছিলাম, আপনার উ চেকপোস্ট থেকে। ঐখান থেকে হচ্ছে গিয়ে আমি বুদ্ধি করে। সত্যি কথা বলতে আমি রিসোর্টে অনেকবার বলছি যে আমাকে একটু যোগাযোগ আপনাদের নিশ্চয়ই আপনারা যোগাযোগ করেন, কারণ আপনাদের তো নেটওয়ার্ক কারণ আপনাদের সাথে তো আমরা কথা বলে আসছি। তো আপনারা তো এখানে বসে কথা বলছেন। তো একটু যোগাযোগ। এখন ওদের কথা হচ্ছে অফ সিজনে গেছি, আ মানে গেস্ট রাখতে পারলেই তো ওদের লাভ এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ তো মানে ওরা বলতেছে যে, "না আমরা ফোন দিতে পারবো না। আমাদের সমস্যা হবে।" পরে আমি বললাম যে, "ভাই দেখেন এরকম, এরকম সমস্যা।" ঠিক আছে? তো উনারা তবে হ্যাঁ ওদের এ থেকে আমি মানে একজন ফোন দিল কিন্তু আমি বাসায় কল ঢুকছিল না। কিন্তু এরপরে হচ্ছে কি একটা ফোন আনলো বড় আ কিরকম দেখতে কালো বাটন ফোনের মত অনেক বড় ঐটা দিয়ে দেখে ওয়াকিটকি না কিন্তু মানে ঐরকমই হয়তোবা কিছু একটা ফোন হবে।
হুম, হুম। রাইট, হু। রাইট, রাইট। হু। উ হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। পাহাড়ি এরকম ফোন অনেক ক্ষেত্রে দেখা যায়। পত্রিকাতে অনেক সময় আসে যে অনেক বড় সাইজের একটা ফোন। যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে তার কানেক্ট করা থাকে, অনেক থেকে জি, জি, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। হু। হ্যাঁ একটা এন্টেনা ছিল ঐ ফোনটার মধ্যে অনেক বড়। ঠিক আছে? তো পরে ঐটা দিয়ে আ আমি নিজেই অনেক রিকোয়েস্ট করি। ঠিক আছে যে আমাকে একটু আমি নাহলে ঝামেলায় পড়ে যাবো। আমি যোগাযোগ করতে পারছি না। তারপরে উনি বলল আপনার নাম কি? আপনি কি কাগজ জমা দিয়েছেন সবকিছু যাচাই-বাচাই করে আর্মি, পরে এসে কিন্তু আমাকে ওখান থেকে নিয়ে যায় এবং পুরোটা রাস্তা কিন্তু সাটন এবং সত্যি কথা বলতে যাওয়ার সময় তারা আমাকে অনেক বলে যে আসলে এভাবে না জানিয়ে তো আসা উচিত না। তো এখান থেকেও কিন্তু আমি একটা শিক্ষা পেয়েছি। আসলে দেখা যাচ্ছে যে উ কাউকে জানিয়া আসা। হ্যাঁ অবশ্যই।
হুম। হুম। ডেফিনিটলি। অনেক কিছু শেখার আছে এই সিচুয়েশনে হু, হু। তো এছাড়া আর কোথাও গিয়ে কি এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? এবং হয়তো এক্সাক্ট অভিজ্ঞতা না। আমরা যদি ডিফারেন্ট কোনো কিছু ভাবি যে, আগে থেকে কোথাও যাওয়ার ক্ষেত্রে আপনি যে প্রস্তুতি নিয়ে যান, যে ওখানের মানুষ কেমন ছিল, তাদের চিন্তাভাবনা কি? তাদের সংস্কৃতি কি? এই তাদের কোনো বিশেষ রুল আছে কিনা? এইযে বিষয়গুলা, এরকম কোনো ক্ষেত্রে আপনার কি সাহায্য হয়েছে? হয়তো এমন একটা জায়গায় গিয়েছেন যেখান থেকে আগে থেকে এই বিষয়গুলো জানার ফলে আপনি কোনোভাবে উপকৃত হয়েছেন?